হ্যাঁ, এবং এই জায়গায় এসে আপনি একটা চমৎকার কথা বললেন। যে "যতটুকু টিকিয়ে রাখতে পেরেছি, সেটুকু যেন আর বিনষ্ট না হয়।" এ আপনি সঠিক বলেছেন এবং সেখান থেকেই একটু সামনে এগিয়ে যাওয়া। হয়তো সিকি ভাগ টিকে আছে ২৫% টিকে আছে। সেই ২৫% ২৭, ২৭-৩০। আবার পূর্বের জায়গায় নিয়ে যাওয়া হয়তো সম্ভব হবে না। কিন্তু প্রচেষ্টাটা থাকার লাগবে আমাদের সকলের। তার ওপর এইযে যুদ্ধ-বিগ্রহ তো লেগেই আছে।
জ্বী। জি। হুম। অবশ্যই। আসলে আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে মনে করি যে পরিবেশ রক্ষাটা আসলে কিন্তু খুব একটা বড় বেশি মানে অনেক কঠিন কোনো কাজ না। আসলে আমাদের বা উদ্যোগটা আসলে দরকার। কারণ দেখুন যে ময়লার ময়লা জিনিসপত্র বাহিরে রাখা মানে যা আ ডাস্টবিনে রাখা বা আপনার পানি অপচয় না করা। এগুলো তো ছোট, ছোট একটা কাজ, এগুলো কিন্তু করতে কষ্ট হওয়ার কথা না। আসলে আমরা কি অ অলস
জ্বি। না, আমাদের উদ্যোগের দরকার। জ্বি। জ্বী। হু, হু। জ্বি, জ্বি। এ অভ্যাসের ব্যাপার মাত্র, তাই না? জ্বি। একটু অলস প্রকৃতি তো বটেই এবং অভ্যস্ততার ব্যাপার একটা আছে। অভ্যাসটাকে একটু চেঞ্জ করলেই আমার মনে হয় আপনি, আমি সকলেই ভালো থাকবো। আপনিও ভালো, আমিও ভালো থাক
জ্বি। অবশ্যই। আম আপনি, আমি আমরা একেক এ একা, একা তো সবকিছু করতে পারবো না। কিন্তু আমরা নিজেদের জায়গা থেকে যদি এরকম পরিবেশবান্ধবভাবে সবকিছু করতে থাকি, তাহলে কিন্তু এইযে যে পরিবর্তন আশা করি আমি পাবো আমরা।
জ্বী। হু, হুঁ। হ্যাঁ, আমিও তাই আশা করি এবং আপনার আমার প্রচেষ্টায় পৃথিবীটা সুন্দর বাসযোগ্য হবে, আশা রাখবো সেটি। আপনি ভালো থাকবেন, আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আগামীতে নিশ্চয়ই কথা হবে আবার।
জি, আসলে এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত এবং আপনার সাথে আমি এগুলো শেয়ার করতে পারলাম। আমিও কিছু শিখলাম আপনার কাছ থেকে, আপনাকেও কিছু জানাতে পারলাম। অনেক ভালো লাগলো।
জ্বি। জ্বী। হু, হু। হুম, বিদায়।
ভালো থাকবে।